ইদানিং না ভাই আমি একটা বেশ অ্যা ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছি। আসলে আ কিভাবে আসলে বলব বিষয়টা, সেটা আসলে কাকে বলব, এটা আসলে বুঝে উঠতে পারতেছিলাম না। আসলে কিভাবে শেয়ার করব? আসলে দেখা যাচ্ছে, আ আমি নানানভাবে কিন্তু বিষন্নতার শিকার হচ্ছি কিন্তু এখন। দেখা যাচ্ছে যে আমার ঘুম হচ্ছে না। তারপর, আ মানে মানে আমার মনটা আসলে এলোমেলো হয়ে গেছে। দেখা যাচ্ছে যে বিমুক্ত হওয়ার যে বিষয়টা সেটা হয়ে গেছে। আমি আসলে মানে উদ্দেশ্যহীনভাবে আসলে মানে মানে চলছি বলা চলে। আসলে আবার মন-মেজাজ থেকে শুরু করে কোনটাই ভালো নাই। ঘুমের ক্ষেত্রে ব্যাঘাত ঘটতেছে। তারপর দেখা যাচ্ছে আমি নানানভাবে আসলে, অ্যা চোখের নিচে সেদিন আজকে দেখলাম যে জানা না কি কয় আপনার আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। গিয়ে দেখতেছি চোখের নিচে না কালো, কালো গোল, গোল হয়ে গেছে, ডার্ক সার্কেল। আমি না দেখে পুরাই অবাক হয়ে গেছি ভাই। মানে পুরা বাজে একটা অবস্থা feel করতেছি। আসলে আমি বুঝতেছি না আসলে এটা কী করতে পারে। আসলে সোশ্যাল মিডিয়া থেকে আসলে ঝামেলাটা হচ্ছে। তো সেক্ষেত্রে আমি আসলে কী করতে পারি ভাই? মানে বুঝে বুঝে উঠতে পারতেছি না কী করা যায় এই বিষয়টা।
হুম। আচ্ছা। আচ্ছা। হুম। হ্যাঁ, হ্যাঁ। ওহহো! উম না, এটা আসলেই ব্যাপারটা আপনার কথাগুলা শুনে খারাপ লাগতেছে যে, এরকম একটা ব্যাপারের মধ্যে দিয়ে আপনাকে যাইতে হইতেছে এবং পুরো ব্যাপারটা আসলেই দুঃখজনক যে, এরকম একটা ব্যাপার স বা পরিস্থিতির মধ্যে দিয়ে যখন একটা মানুষ যায়, মানে মানসিক অবস্থাটা কিন্তু আসলেই খারাপ হওয়াটা খুবই স্বাভাবিক। তো, অ মূলত মানে আপনি বলতেছেন যে social media থেকে হচ্ছে। একটু বিস্তারিত বলবেন দয়া করে যে আসলে ঘটতেছেটা কি? মানে social media আসলে আপনাকে এত বাজেভাবে impact করতেছে কেন বা কিভাবে?
হ্যাঁ। হুম। খুবই। আসলে ভাই, আ সেদিন আ মানে হচ্ছে কি আমি এই কালকের কথাই বলি। আমি পড়াশোনা আমার আসলে সামনে পরীক্ষা। তো আমি পরীক্ষার জন্য আসলে preparation নিচ্ছি। তো হুট করে আমি ফোনটা রেখে আমি টাইম দেখতেছি আসলে কয়টা বাজে। তো হুট করে দেখা যাচ্ছে যে আমাকে একটা হুট করে notification পাঠানো হলো। তো notificationটার মধ্যে আমি আসলে পড়াশোনা কিন্তু রানিং করতেছি, একটা ম্যাথ করতেছিলাম। তো সে খেন ক্ষেত্রে হুট করে দেখি notificationটা যখন বেজে উঠলো আমি ভাবলাম যে ম্যাথটা না করে একটু ফোনটা একটু check করে দেখি আসলে কি notificationটা আসলো। তো এসে দেখতেছি যে একটা মানে notification সোশ্যাল মিডিয়া থেকে। তো ওই যে আমি আসলে ঢুকলাম। ওইযে আমার ম্যাথটার, উ ম্যাথের যে ম্যাথের যে খাতাটা সেটা off করে আমি ওইযে ফোনটা নিয়ে বসছি। আমি বিশ্বাস করবেন ভাই already প্রায় ৩-৪ ঘণ্টা আমি ওই ফোনটাই দেখছি। তো এইযে আমার কাজের মধ্যে একটা বিভক্ত করে ফেললো আরকি। মানে আমার রানিং কাজটা রেখে আমি ওইটাই করছি। মানে আমার মনেও নাই যে আসলে আমার কালকে ম্যাথ পরীক্ষা। মানে এটা আসলে আমি নিজেকে কোনোভাবেই এখান থেকে আসলে বের করতে পারতেছি না। এই সমস্যাটা নিয়ে আমি খুব বাজে একটা পরিস্থিতির যাচ্ছি আসলে। দেখা যাচ্ছে রাতে ঘুম-টুম থেকে সবকিছু সমস্যা। তো এই বিষয়টা জানার জন্য আসলে আপনার কাছে আসলে শরপন্ন শরণাপন্ন হওয়া আপনার কাছে।
উ হুম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। Oh my god! আচ্ছা। না, না, আপনার কথা শুনে তো আসলেই মনে হচ্ছে যে ব্যাপারটা অনেক serious এবং আ আপনি আসলে ভুগছেন। ব্যাপারটা দুঃখজনক। আর যে আপনাকে আসলে বেশ ভালোই ভোগাচ্ছে social media। আসলে social media কিন্তু মানে মানুষ কিন্তু ব্যবহার করে হচ্ছে যে নিজের আ ভালো থাকার জন্য। এখানে কিন্তু আসলে দেখা যাচ্ছে জিনিসটা আপনার ক্ষতি করতেছে এবং পুরো ব্যাপারটা আপনার হাতের নাগালে বাইরে চলে যাচ্ছে। মূলত আসলে কোন application থেকে notification টা আসতেছিল বা ধরেন phone যখন ব্যবহার করেন মানে এইরকম কোন জায়গায় কোন app এ ঢুকলে আসলেই আপনি এরকম আটকায়ে যাচ্ছেন, এই জিনিসটা কি খেয়াল করছেন?
হ্যাঁ। হুম। হ্যাঁ, এটা আমার মূলত হচ্ছে হলো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো যেমন Instagram আছে, তারপর Facebook। Facebook টা বেশি হচ্ছে আরকি। Facebook টা হচ্ছে কি, যখনই ঢুকতেছি একের ভিতর আগে এক লো বই ছিল না যে 'একের ভিতর সাত', তো এটাও আসলে একের ভিতরে আসলে অনেকগুলো বিষয় চলে আসতেছে এখানে। তো আমি আসলে Facebook এর মধ্যে ঢুকলে আমি দেখতেছি নাচতেছে কেউ, কেউ গাইতেছে, কেউ আসলে পাগলামি করতেছে, বিভিন্ন কিছু করতেছে। তো এগুলো দেখে না আমি আসলে মানে আমার mood টাও প্রচুর পরিমাণে change হয়ে যাচ্ছে। আমরা আসলে কোনো কাজ করার প্রতি যে আগ্রহ সেটাও আসলে আসতেছে না। এইযে উ কালকে একটা news দেখলাম আ কালকে না আজকেই মনে হয় একটা news দেখলাম যে এক আ TikToker আসলে TikTok করতে গিয়ে, আ তার গা টা আগুনে পুড়ে গেছে। মানে সে আসলে funny video করতে গেছে। তো এইটা দেখে আমি ভাবলাম যে এইটা নিয়ে পুরা মানে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে গেছে আরকি। তো এটা scroll করতে, করতে দেখতেছি অনেকে দুঃখ প্রকাশ করতেছে, এই করতেছে, সেই করতেছে। মানে মানুষের দুঃখ দেখতে গিয়ে আমি না আসলে আমার ব মানে আমারই দুঃখ চলে এসেছে। কেমনভাবে আমার যে পড়াশোনা কালকে, আমার গতকালকে একটা পরীক্ষা আছে, না আগামীকালকে একটা পরীক্ষা আছে। তো সেটা আসলে আমি আ মানে আসলে না পড়ে আমি ওইটাই দেখতেছি। তো এইযে effectটা করতেছে, এইযে Facebookটা আসলে বেশি করে আসলে আমাকে effect করতেছে এখানে। তো এটা থেকে আসলে বের হতে চাচ্ছি আমি। তো সেক্ষেত্রে আসলে কী করব বুঝে উঠতে পারতেছি না ভাই।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও। আচ্ছা। আচ্ছা। হুম, হুম। ওহহো! ওহহো! না, না, এটা দুঃখজনক যে আপনি আসলে আম দেখা যাচ্ছে যে পুরো ব্যাপারটাকে সামাল দিতে চেয়েও হয়তোবা সামাল দিয়ে উঠতে পারতেছেন না। এটা এটা খুবই আসলে মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার জন্য কিন্তু আসলে যথেষ্ট। কিন্তু অ্যাম দেখেন, আম আপনি যখন কিনা Facebook এ আসলে ঢুকছেন তখন কিন্তু আপনার আ এই যে ব্যবহারের যে একটা সময়সূচী ঠিক আছে? বা ব্যবহারের যে একটা routine সে ব্যাপারে কি আসলে কখনো কি একটু খেয়াল রেখেছেন যে, আম এত আপনি সা সাধারণত আসলে social media কতক্ষণ ধরে ব্যবহার করেন? অ্যা বা আ অ্যা এরকম কি আসলে ব্যাপারটা হয় যে কখনো নিজে থেকে আসলে চেষ্টা করে দেখেছেন যে একটু কম ব্যবহার করবেন, এরকম কখন কি হয়েছে?
হ্যাঁ। হুম। হ্যাঁ। <smacks lips> আসলে ভাই, অ্যা এরকমটা আমি না অনেকবার try করেছিলাম যে আসলে দেখা যাচ্ছে যে, আ আমি অনেকবার আসলে ফোনটা দূরে রাখছিলাম, রাখার পর আবার কাছে চলে আসতেছি। মানে এটা এমনভাবে আসলে affected করছে যে বাড়ির বউয়ের কাছ থেকে আমি দূরে থাকতে পারতেছি কিন্তু ফোনের সাথে আসলে দূর দূরত্ব আমি রাখতে পারতেছি না। এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। কারণ এখানে আমি সবকিছুই পাচ্ছি। তো দেখা যাচ্ছে যে যখন আমার আসলে কিছু ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে কি important কিছু mail ও আসতেছে, আর important কিছু কাজও থাকতেছে। তো সেগুলা সামাল দিতে গিয়েই আসলে আমার ওই মানে ওই ফাঁদে পড়ে যাচ্ছি। তো আমি একটা important message সর্বোচ্চ ১ মিনিটে দেখতে পারি বা ২ মিনিটে দেখতে পারি। তো দেখার সাথে, সাথে ভাবলাম যে দেখি একটু সোশ্যাল মিডিয়ায় কী হচ্ছে, ওই যে প্রবেশ করলাম, ওই যে আমাকে একবারে ফাঁদের মধ্যে trap এর মধ্যে আটকায় গেলাম, আমার পা, আটকায় গেল। তো এটা থেকে না আমি আসলে মানে এমনভাবে আসলে affected হইছি, মানে আমাকে, অ্যা মানে আমি দিনেও দেখতেছি, রাতেও দেখতেছি, ঘুমানোর আগেও দেখতেছি, গুম ঘুম ছেড়েও দেখতেছি। আসলে ঘুম ওই যে বললাম dark circle পড়ে গেছে আমার। মানে আমি আসলে বুঝতে পারতেছি বিষয়টা যে আমার এটা সমস্যা হচ্ছে বা সামনে আরও সমস্যা হবে। কিন্তু ভাই মানে কী বলব? মানে আসলে সাগরের মধ্যে পড়ে গেলে যেমন উঠতে পারে না অন মানুষ, সেরকম একটা হয়ে গেছে। আসলে পড়ে গেছি। এখন এখান থেকে বাঁচার উপায়টা আসলে না আমি খুঁজে মানে বের করতে পারতেছি না। এখন যদি কোনো আ জাহাজ বা নৌকা এসে আমাকে যদি বাঁচায় সেক্ষেত্রে ওই টাইপের বিষয়টা আসলে আসতেছে। তো এজন্যই আসলে আপনার সামনে আসা, আপনাকে এই কথাগুলো শেয়ার করা। যদি এটা থেকে আসলে আপনি কোনো একটা আমাকে solution বের করে দিতে পারেন আমার খুবই ভালো হবে ভাই, খুবই tension এ রয়েছি।
আচ্ছা। ওহ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। ওহহো! উ হু। উ হু, হু। আচ্ছা। উহ হু। উ হু, হু। উম হু, না, আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে যে পুরো ব্যাপারটা আসলে আপনাকে বেশ ভালোই বিচলিত করে রাখছে এবং এই ব্যাপারটা নিয়ে আসলে মানসিকভাবেও দেখা যাচ্ছে যে আপনি বেশ tension এর মধ্যে দিয়ে যাচ্ছেন। দেখেন, আম social media কিন্তু আসলে ব্যবহার করাটা কিন্তু control এ আনা খুব একটা কঠিন ব্যাপার না, হ্যাঁ? আপনি কিন্তু চাইলেই কিন্তু খুব সহজ কিছু step নিয়ে কিন্তু আসলে পুরো ব্যাপারটাকে একটু control এ নিয়ে আসতে পারেন। এটার জন্য কিন্তু আসলে প্রধানত কিন্তু আপনার ইচ্ছাশক্তিটা কিন্তু খুব বেশি জরুরি পড়বে, হ্যাঁ? আর হচ্ছে যে ধরেন, অ্যাম আপনি অ্যা নিজেকে যে ব্যস্ততার সময়, সে ব্যস্ততার সময় আসলে যদি কিনা ধরেন, অ্যা সবচাইতে ভালো হয় যদি আপনার data টা off রাখেন, হ্যাঁ? কারণ এটা কিন্তু একটা মানে primary tactics যে ধরেন আপনি আপনার যে internet connection টা, হুম? সেটা যদি কিনা একটু off রাখেন এবং তখন কিন্তু আসলে notification গুলা আসবে না। তখন কিন্তু আসলে notification গুলা আপনার ইয়েতে আসবে না। তা যা তার ফলে কিন্তু দেখবেন কি যে আসলে আপনি কিন্তু কাজের দিকে মনোযোগটা একটু বেশি দিতে পারতেছেন এবং কাজটার দিকে focus টা কিন্তু বেশি আসবে। আর চাইলে কিন্তু হচ্ছে যে কিছু apps আছে, অ্যা যেসব apps গুলা হচ্ছে যে আপনার social media locker। যেমন একটা apps আছে যে এইসব apps এ ধরেন আপনি, আম নির্দিষ্ট কিছু apps কে আপনি lock করে দিবেন। যেব apps গুলোকে যদি কিনা আপনি, আম ওই সময়ের বাইরে যেয়ে, ধরেন আপনি চাইছেন রাতের ৯ঃ০০ থেকে ১০ঃ০০ পর্যন্ত আপনি Facebook ব্যবহার করবেন। ৯ঃ০০ থেকে ১০ঃ০০ র বাহিরে যেয়ে ধরেন ১১ঃ০০ বাজে যদি কিনা আপনি আপনার Facebook টা ব্যবহার করতে চান তখন কিন্তু সে আসলে আপনাকে ঢুকতে দিবে না। তো এরকম করে Play Store এ অনেক apps আছে যেসব apps গুলো কিন্তু আপনি চাইলে ব্যবহার করে দেখতে পারেন। তো আ আপনি কি আসলে এরকম কোনো সময় কি মানে কোনো রকমের apps বা কোনো নিয়ম-কানুন বা কোনো routine মাফিক কি জীবনযাপনের যে একটা ব্যাপার-স্যাপার থাকে সেটার মধ্যে কি কখনো কি অভ্যস্ত ছিলেন? নাকি আসলে এইটা মানে, অ্যা এই যে social media তে ধীরে, ধীরে আপনি আসক্তিতে, আসক্তি যে হয়ে গেছেন সেটা আসলে মনের অজান্তেই ঘটে গেছে?
হ্যাঁ। প্রচুর পরিমাণে। হুম। জি, ভাই। হু, হু। হু। আচ্ছা। data off রাখব। হুম। হ্যাঁ। জি। হ্যাঁ। আসলে আ এটার মধ্যে আসক্তিটা আমার আ অনেক ভাবে এসেছে। দেখা যাচ্ছে যে আমি কি করেছিলাম, যখন আসলে এই ফোনটা ছিল না তখন আসলে বাটন ফোনের মধ্যে ভিডিও অডিওগুলো দেখতাম। তখন কি করতাম? তখন কি করতাম, ওই আ মানে গান শোনার মধ্যে কিন্তু অভ্যস্ত ছিলাম। গান আর কতক্ষণ শুনবে একটা মানুষ? শুনে কিন্তু আসলে দেখা যাচ্ছে আমি আসলে অনিহা চলে আসতেছে। শুধু কলের জন্য ব্যবহার করতেছি। তো একটা সময় Android phone আসছিল আসলো যখন আসলে ১ম দিকে তখনও কিন্তু এই social media এতভাবে এত পরিমাণে কিন্তু আমি আসলে ব্যবহার করিনি। তখন কি হইছে ভাই, আ তখন আসলে just খালি ওই যে social media-য় chatting করা যাইত, friend বানানো যাইত, কথা বলা যাইত, একটু blog লেখালেখি করা যাইত। কিন্তু সমস্যাটা হইছে কোথায়? যখন আ তখন কিন্তু আমি একটা routine মোতাবেক চলছিলাম আরকি, যখন এই যেই type-এর বিষয়গুলো ছিল। কিন্তু যখনই আসলে এইযে video add করলো, reels video গুলা আসলো, আ তার মধ্যে আবার দেখা যাচ্ছে যে আবার ফে ওই আ মানে অনেকে নাকি এখান থেকে টাকাও income করতেছে। তো দেখা যাচ্ছে তারাই মনে হয় এটা আসলে নাড়াচাড়া করাচ্ছে। দেখা যাচ্ছে যে তারা নানানভাবে পাগলামি video, বিভিন্ন type-এর video গুলো দিচ্ছে যেগুলা আসলে মন খারাপের সময় কিন্তু বেশ ভালোই লাগতেছে কিন্তু ভাই। এ এটার কারণে আসলে routine-টা আসলে এলোমেলো হয়ে গেছে। আগে কিন্তু দেখা যেত আমি, আ রাত ৯ঃ০০ র দিকে বা ১০ঃ০০ র দিকে কিন্তু ঘুমিয়ে পড়তাম। উঠতাম সেই সকালে ৫ঃ০০-৬ঃ০০ র দিকে, আসলে ৬ঃ০০ র দিকে উঠতাম। তো উঠে একটু হাঁটাহাঁটি করতাম, একটু ব্যায়াম করতাম, মানে পড়াশোনাও একটু করতাম। তারপরে খাওয়া-দাওয়া করে একটু পড়াশোনা করতাম। কিন্তু ভাই দেখা যাচ্ছে যে এখন কিন্তু সেই routine-টার মোতাবেক চলতে পারতেছি না। এখন রাতে ঘুমাতে গেলেও আমি ওই ফোন চাপতেছি, আর রাতে উঠ মানে ঘুম থেকে উঠেও আসলে ফোনটাই ধরতেছি। এভাবে না আমাকে আসলে খুব খারাপ দিকে আসলে আমার routine-টা আসলে এলোমেলো করে ফেলছে। তবে আপনি আ কিছু পরামর্শ দিলেন যে ওইযে appsগুলার কথা। এটা কিন্তু কখনো ভাই আমি try করিনি। তো আমার কাছে কিন্তু এটা মনে হলো যে এটা আমার কাজে দিবে। তো সেক্ষেত্রে এই মানে আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে এই এস appsগুলোর কথা বললেন না, এটা যদি আসলে আমি try করি তো সেক্ষেত্রে এটা কি আমার dataগুলো আসলে loss হওয়ার কোনো chance আছে নাকি? যদি আমি appsগুলো use করি সেক্ষেত্রে Facebook-এর জন্য use করতেছে, হুট করে দেখলাম যে আমার personal data চলে গেল। এটাও আমার মাঝে এক friend বলছিল এটা নাকি ব হয় এরকম। এটা chance আছে নাকি? এটা হলে তো আবার ঝামেলা
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। আচ্ছা। হু। আচ্ছা। হু। জি, জি। জি, জি। আ হ্যাঁ। হু। হু, হু। আচ্ছা, আচ্ছা। না, না, না। আসলে দেখেন, আ Play Store এ যেসব appsগুলোকে আসলে জায়গা করে দেওয়া হয় সেগুলো কিন্তু আসলে আ এই এরকম নিয়ম-কানুন মেনেই কিন্তু আসলে সেগুলো Play Store এ জায়গা নেয়, হ্যাঁ? তো সে হিসাব করে Play Store এ যেহেতু আসছে সেহেতু এগুলা কিন্তু safe, হ্যাঁ? এগুলো কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এটাতে আপনার data তে কিন্তু আসলে খুব একটা যে মানে আপনার personal data কিন্তু loss হওয়ার সম্ভাবনা খুবই কম, হ্যাঁ? নাই বললেই চলে। আর অন্যদিক থেকে আপনি বলছিলেন না যে একটু routine এর ব্যাপারটা? আপনি এইসব apps এর সাথে, সাথে আপনি কিন্তু চাইলে হচ্ছে যে একটা নতুন একটা routine ও কিন্তু চাইলে তৈরি করতে পারেন। মানে routine একটা তৈরি করে মানে একদম সকাল থেকে শুরু করে একদম অ্যা রাত অব্দি কতক্ষণ আসলে social media ব্যবহার করবেন সেগুলা যদি একটু ভাগ, ভাগ করে আসলে যদি প্রত্যেকটা routine এর মানে যদি একটু attach করে নেন। আর রাত আর যদি ধরেন বই পড়ার শখ যদি থেকে থাকে বা ধরেন একটু হাঁটাহাটি শখ যদি থেকে থাকে সেগুলোর দিকেও যদি একটু focus দেন আশা করা যায় যে হয়তোবা আপনার এই social media নিয়ে যে একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন সে সমস্যারও কিন্তু সমাধান হয়ে আসতে পারে ভাই।
বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। হ্যাঁ। হু, আসলে বেশ চমৎকারভাবে কিন্তু আসলে এই বিষয়গুলা বললেন। আসলে আমি আ কেন যে আসলে আপনার সাথে আগে যোগাযোগটা করিনি। করলে হয়তোবা আমার এই সমস্যাগুলা অনেক আগেই হয়তোবা আমি আ সেরে উঠতে পারতাম। আসলে এই appsগুলা আসলে যেটা আসলে control করতেছে যে আমার routine-টা বা দেখা যাচ্ছে আমি চাইলেও Facebook-এ ঢুকতে পারতেছি না। তো এই বিষয়গুলা য আ আগে থেকে আসলে আমি try করতাম হয়তোবা আমার এই সমস্যাগুলো এখন হতো না। তো সুন্দর আপনি পরামর্শ দিলেন, সুন্দর advice দিলেন। এগুলা আসলে মনে হচ্ছে আমার life-এ অনেকটা কার্যকারিতা করতে পারবো বা এটা দিয়ে আসলে আমি control-এ আনতে পারবো। তো ভালো লাগলো আপনার এই adviceগুলো। ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে।
জি, জি। ধন্যবাদ।